আ হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আসলে খুবই ঠিক বলেছেন। আপনার কথার সাথে আমি একেবারেই একমত। আর যদি আমার কথা বলি সেটা হচ্ছে যে আসলে ভ্রমণে যাওয়ার মাধ্যমে যে আমরা বন্ধুদের যে বন্ডিং টা, বন্ধুদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা। হ্যাঁ অ অনেকটাই, অনেকটাই উন্নত হয়েছে। যেটা আসলে নরমাল ভাবে যদি আমরা বন্ধুদের সাথে চলি ফিরি, ততটা কিন্তু আসলে বন্ধুত্বটা গভীর হয় না। কিন্তু যখনই আমি আমরা ভ্রমণে গিয়েছি তত বেশি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা অনেক বেশি গভীর হয়েছে। প্লাস একজন আরেকজনের প্রতি আন্তরিকতা বেড়েছে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হ্যাঁ একজন আরেকজনের প্রতি যে একটি বিশ্বাস, বিশ্বাসটা অনেক বেশি বেড়েছে বিশেষ করে যদি বলি ভ্রমণে যাওয়ার মাধ্যমে আর কি।
হ্যাঁ। এইটাও সুন্দর হয় এইটাও সুন্দর হয়। হ্যাঁ। না তা তো অবশ্যই। অবশ্যই। আ এটা তো নিঃসন্দেহে, এটা তো নিঃসন্দেহে, এটা তো নিঃসন্দেহে। ভ্রমণের ভ্রমণের মধ্যে কিন্তু সামাজিকতাও বাড়ে।
হ্যাঁ একদম, একদম ঠিক বলেছেন। খুবই সুন্দর কথা বলেছেন। ভ্রম ভ্রমণের মাধ্যমে আমরা একজন আরেকজনের প্রতি স সহযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টি হয়। সামাজিকতার যে বিষয়টি, এটাও অনেকটা বাড়ে। তো সর্বোপরি মনে করি যে
সামাজিক জিব হিসেবে এগুলো জরুরি আসলে।
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তো আমি সর্বোপরি মনে করি যে ভ্রমণ এ বন্ধুদের সাথে ভ্রমণের যে স্মৃতি, এইটার মজাটাই অন্যরকম। এইটা মজাটা আসলে অতুলনীয়। যেমন মজাটা অন্যরকম তেমন, স্মৃতিটাও কিন্তু সারাটা জীবন আমাদের মনের মধ্যে থাকে।
আ দেখাবে হ্যাঁ। আ সারা জীবন বয়ে থাকবে আমাদের সাথে।
হ্যাঁ, হ্যাঁ একদম। তো যাই হোক আজকে আপনার সাথে আপনার বন্ধুদের অ্যা সাথে ভ্রমণ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সত্যি অনেক বেশি ভালো লাগলো যে আপনি আপনার বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটান।
জি। আপনিও, আ আমিও আশা করি আপনিও এম এমন বন্ধু অর্জন করুন এবং তাদের মনোবল বা তাদের মনের সাথে জড়িত থাকুন। তাহলে আপনারও একটা সুন্দর বন্ধু থাকবে। যাকে আপনি একটি এটি লিস্ট মানসিক শান্তির সময় বা মানসিক বিপদের সময় পাশে পাবেন। সময় শেষ হয়েছে, আশা করি আপনি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
একদম। একদম। হুম। আপনিও ভালো থাকবেন।